আচ্ছা, এখন তো সবকিছুই অনলাইন। তো সেক্ষেত্রে, যদি অনলাইন যোগাযোগে ভুল বোঝাবুঝি হয়েই যায়, তখন আপনি কী করে থাকেন?
হুম। আসেনাই সেই ক্ষেত্রে কিন্তু মাঝামাঝি এরকম হতে পারে, যেহেতু অনলাইন এ সবাই কমিউনিকেশন করে, অনলাইনের মাধ্যমে কেনা-বেচা থেকে শুরু করে সবকিছু কিন্তু হয়। তো যখন এরকম হয় ভুল বোঝাবুঝি যদি হয়, প্রথমেই হচ্ছে যে উত্তেজিত না হয়ে, আ সরাসরি আসলে জিজ্ঞেস করলে কিন্তু অনেক সময় কোনো যদি ইশ্যু থাকে বা কোনো যদি তার কোন রিজার্ভেশন থাকে সেটা কিন্তু সে বলে দেয়, যে আসলে এই জিনিসটা হয়েছে তো কেন এমন হচ্ছে? বলে মনে কর বা এই জিনিসটা কি এরকম? তো তখন কিন্তু সে ডিরেক্ট কথা বলে যে, এই জিনিসটা এরকম আসলে কিনা তখন কিন্তু ভুল বোঝাবুঝি থাকলে অনেক ক্ষেত্রে চটে যেতে পারে।
একদমই ঠিক। বাহ! বেশ চমৎকার। হুম, মানে যখন আসলে এরকম কেউ উত্তেজিত হচ্ছে বা ভুল বোঝাবুঝি হচ্ছে, হ্যাঁ? তখন আসলে অ্যা মানে অপর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে যদি আসলে <smacks lips> শান্তভাবে যদি জিজ্ঞেস করা যায়, "আসলে তোমার এরকম আ বলার কারণটা কী?" সেইক্ষেত্রে হয়তো যে ভুল বোঝাবুঝি দূর হয়ে যেতে পারে, <smacks lips> চমৎকার। তো এক্ষেত্রে আসলে আ যদি সেই সুযোগটা না থাকে ধরুন যে অনলাইনে আপনাকে মানে কেউ কিছু একটা বলে দিয়ার পরে গায়েব হয়ে গেল হ্যাঁ এরকম একটা বিষয়। <chuckles> তো সেই কেসে কি করা যেতে পারে? <chuckles>
জি। হুম। জি। একদম। হুম। জি হুম, হুম। <chuckles> হ্যাঁ, শিখলে তো frustrated লাগে। কারণ আপনাকে কেউ একজন উল্টা-পাল্টা কথা বলল। তো আপনা সবসময় মানুষের জিনিস হচ্ছে কি? যে, রিপ্লাই না দিলে অনেকে কিন্তু খুব অশান্তি লাগে তো কেউ যদি ব্লক করে দেয়, সেক্ষেত্রে আর কি আর করা। আ বড়, বড় করে শ্বাস নিতে হবে। <chuckles> বড়, বড় করে শ্বাস নিয়ে মাথা একটু ঠান্ডা করলে কিছুক্ষণ পরে কিন্তু নিজে, নিজে মনটা একটু শান্ত হয়ে যায়। তো ডিভাইস থেকে একটু দূরে গিয়ে দ একটু শান্তভাবে বসে থাকা বা পছন্দের কোন কিছু খাওয়া বা পছন্দের কোন সিরিজ দেখা এসব করা যেতে পারে instruction হলে অনেক সময় রাগ কমে যায়।
হুম একদম ঠি। <chuckles> <breath> বাহ! বেশ চমৎকার। মানে হ্যাঁ, মানে মনটাকে ঘোরানোর জন্য তখন অন্যান্য কিছু করা। যেহেতু এটা অনেক বিরক্তিকর একটা ব্যাপার অনেকের জন্য হতে পারে যেমনটা বলছিলেন। তো এই ক্ষেত্রে কি এমনও হতে পারে যে আসলে এরকম কেউ বকাঝকা দিয়ে আসলে গায়েব হয়ে গেল। তো পরবর্তীতে হয়তো একটা নির্দিষ্ট ইন্টারভাল পরপর আসলে তাকে খোঁজা হচ্ছে যে যদি আবার তাকে পাওয়া যায় তো তাহলে আসলে হ্যাঁ, সেই রাগটা কি কেউ, কেউ পুষে থাকেন?
হুম। একদম, জি। হুম। জি। হুম। আম আমার ক্ষেত্রে আমি পুষে থাকি না। কারণ আমার মনে হয় যে, রেন্ডম কে আমাকে বলল তো তার জন্য যদি আমি প্রতিশোধের অপেক্ষায় বসে থাকি তাহলে আমিও বুড়ি হয়ে যাব। কিন্তু তাকে হয়তো আমি পাবো না কারণ অনলাইনে এত বেশি মানুষ। তো সেই ক্ষেত্রে আমি ভেবে নেই যে তার মাথায় সমস্যা ছিল। সে একটা সাইকেল হ্যাঁ, আমি তাকে আর খুঁজবো না। এরকম একটা অ্যাটিটিউড। আ তো সেই অ্যাটিটিউড নিয়ে আমার মনে হয় যে চলা উচিত। কারণ অনলাইনে এত মানুষ আপনি মানুষকে খুঁজে বের করার পর আপনি কি বলবেন? তখন দেখব যে গালি দিতে গেলে গালি আসবে না।
বাহ! বেশ চমৎকার। হুম। হুম, হুম, হুম, বাহ! চমৎকার। হুম, একদমই ঠিক। <chuckles> একদমই ঠিক, তো এইক্ষেত্রে আপনি যেমনটা বললেন যে আসলে অপরিচিত হলে সেক্ষেত্রে কোন সমস্যা নেই। কিন্তু কারো ক্ষেত্রে যদি হয় যে, আসলে পরিচিত ব্যক্তি ধরুন যে আসলে কোন একজনের বন্ধু, হ্যাঁ সে হয়তো কোনো একটা এমন কোনো একটা প্রতিক্রিয়া দেখিয়ে আসলে চলে গেল এবং অপর পক্ষে যে আছে তার হয়তো মনে হতে থাকলো যে কি ব্যাপার। এটার কারণ কী হতে পারে। মানে তাকে আরো কিউরিয়াস করে দিল অনেক হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি এরকমভাবে কেউ গায়েব হয়ে যায় তাকে আবার খুঁজে পাওয়ার কোন উপায় কি রয়েছে?
হুম। একদম। হুম। জি। হুম। হ্যাঁ। হুম। ও! হ্যাঁ রয়েছে। কারণ এ দেখতে হবে সে কি রকমের বন্ধু। মনে করেন আপনার যদি খুব কাছের বন্ধু হয়, অ্যা সরাসরি তার সাথে কিন্তু এপ্রোচ করা যায়। এই রাগটা হয়তো যদি দেখেন যে সে তার আউট ওফ মানে ক্যারাক্টার কিছু একটা বিহেভিয়ার করছে তখন কিন্তু তাকে সরাসরি তার বা আপনাদের মিউচুয়াল ফ্রেন্ড এর সাথে মিলে তার কী হয়েছে সেটা জানা যায়। কিন্তু সে যদি আপনার বন্ধুর বন্ধু হয়, মনে করেন আছে না যে ক্লাসমেট যাদেরকে বেশি ভালো করে চিনেন না। সেই ক্ষেত্রে তাদের কোন বন্ধুদেরকে এপ্রোচ করে জানা যেতে পারে যে তার কি কোন সমস্যা হয়েছে কিনা বা অ যদি দেখেন যে সরাসরি দেখা হচ্ছে, সেক্ষেত্রে তো যদিও ইগনোর করে আমার ক্ষেত্রে আমি ইগনোরই করতাম। তবুও যদি দেখেন যে সিরিয়াস লেভেলে কিছু বলেছে তখন তো আসলে বলা যায় যে সেদিন তো এই কথা বললাম। আমার আর তোমার ২ জনের মাথা একটু গরম ছিল। কিন্তু ব্যাপারটা কী? কেন এত বেশি রেগে গেলা বলো আমাকে। এভাবে বললে কিন্তু অনেক সময় সামনাসামনি মানুষের উপরে রাগ করাটা কিন্তু একটু অনেক সময় কঠিন হয়।
একদম ঠিক। বাহ বেশ চমৎকার! হুম, একদম ঠিক। বাহ বেশ চমৎকার!
তো তখন এই, এই এপ্রোচ টা নিবো আমি।
হুম মানে সেক্ষেত্রে আসলে একদমই ঠিক। মানে সেই ক্ষেত্রে আপনি আসলে এ হয়তো শান্তভাবে হয়তো মানে জানার চেষ্টা করবেন যে আসলে ঘটনাটা কী হয়েছিল। তো এই যে আপনি যেমনটা বলেন যে ঘটনা জানার চেষ্টা যে উদ্দেশ্যটা যাচাই করার ব্যাপারটা। হ্যাঁ, তো এ অনেক সময় দেখা গেল যে এমন কিছু বলল সেটার উদ্দেশ্য আসলে যাচাই করতে গিয়ে হয়তো আপনি কোন কারণই খুঁজে পেলেন। যে আসলে এটা তো আ ও ও মানে ধরুন যে আসলে হয়তো এমন কিছু করল তার কাছে হয়তো কোন একটা কারণ ছিল। কিন্তু আপনি কোন কারণ খুঁজে পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আসলে কী করেন?
উম। জী। জী। হুম। হুম। উম। আ সেই ক্ষেত্রে আসলে মেনে নিতে হয়। যে ১ম ত সেই মানুষকে লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করা যেতে পারে। কিন্তু কিছু, কিছু মানুষ কিন্তু লজিক বুঝে না। তো এটা আপনার দেখতে হবে যে কনভারসেশন টা কিভাবে যাচ্ছে। আপনি যদি দেখেন যে, আপনি যদি আসলে আ তার সামনে একটা কলম দেখে বলেন যে "এটা কলম। সে বলল এটা একটা ফুল।" এরকম মানুষকে কিন্তু আপনি কনভিন্স করতে পারবেন না। তার কিন্তু সরে যাইতে হবে যে বলতে হবে যে "ভাই তুমি যা বুঝো বুঝছো, ঠিক আছে। ওয়াটেভার" এটা বলে চলে যাইতে হবে। আর কিন্তু সে যদি তার মধ্যে যদি লজিক থাকে তাহলে কিন্তু বলে যে "আচ্ছা তোমার যে রিজন টা দিলা তুমি ভেবে দেখো তো এটা কি লজিক্যাল কিনা?" তখন কিন্তু তারা অনেক সময় রিফ্লেক্ট করে বা মানে অনেক সময় হ্যাঁ, তারা কিন্তু এটা দেখে যে আসলে কী?
একদমই ঠিক। <chuckles> হ্যাঁ, একদমই ঠিক। <chuckles> বাহ! বেশ চমৎকার। তো মানে যদি আসলে এরকম মানে লজিক্যাল কোনো ব্যক্তি হয় যে, হয়তো যুক্তি দ্বারা সবকিছু বোঝার চেষ্টা করে, সে হয়তো বিবেচনা করবে, হ্যাঁ এবং যদি কেউ হয়তো ওরকম অ্যা অযৌক্তিক কোন ব্যক্তি হয় যার কাছে আসলে কোন যুক্তিই খাটে না। সে নিজে যা বলে সেটাই ঠিক। নিজে যা মানে তাই শক্তি। তো সেই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে আসলে ব্যাপারটা ভিন্ন। তো তাদের কাছে তো সবসময় কলাগাছটা তাদেরই। তো একদমই ঠিক বলেছেন। তো সেই ক্ষেত্রে আসলে মানে যদি এরকম কোন ভুল বোঝাবুঝি হয়ে যায় ধরুন আপনার আর আপনার কোন এক বন্ধুর মধ্যে এরকম ভুল বোঝাবুঝি হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আপনারা কি তাৎক্ষণিকভাবে ভুল বোঝাবুঝি মেটান নাকি আসলে একটু সময় যেতে দেন? তারপরে হয়তো মনে করেন যে হ্যাঁ, ঠিক আছে। এখন আসলে ঠিক করেই ফেলি। যা করার তো সেটা করেছি। আ মানে অইত এখন একটু ঠিক করি।
হুম। জি। উহুম। একদম। অবশ্যই। <chuckles> জি। উহুম। জি। উহুম। <chuckles> আসলে আমার ব্যক্তিগত ক্ষেত্রে তাৎক্ষণিক হয় না। কারণ আমার জানি যে তাৎক্ষণিক হলে আমি অনেক সময় ঠিকঠাক কথাবার্তা বলি না। তো আমি করি যেটা একটু দূরে সরে যাই, একটু নিজেরও মাথা ঠান্ডা হতে দেই, তারও মাথা ঠান্ডা হতে দেই তারপরে গিয়ে আস্তে, আস্তে approach করি। তো সেই ক্ষেত্রে কারণ সাথে, সাথে করলে কিন্তু আ দেখা যাচ্ছে যে অনেক সময় মানে জিসটিতা মানে মানুষ মাথা রেগে থাকলে আ মানুষ কিন্তু আসলে যুক্তিতে অনেক কথা বিচার করে না বা সহানুভূতি দেখাতে পারে না। তো তার cognitive যেই বিষয়ের ক্ষমতাটা সেটা কিন্তু অনেক কমে যায়। তো সেই কারণে আমি কখনো করি না সাথে, সাথে।
একদমই ঠিক। হুম, একদমই ঠিক। একদমই ঠিক বলেছেন। বাহ! বেশ চমৎকার। তবে এই ক্ষেত্রে আরেকটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মাথায় আসলো সেটা হচ্ছে হলো যে মানে আপনি যেমনটা বলছিলেন সেইখান থেকে। তো মানে যেটা হচ্ছে হলো যে আপনি আসলে চেষ্টা করেন যে আসলে একটু দূরে সরে যেতে যেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়ে সেটা আসলে গন্ডগোলের দিকে না যায়। তো আ তবে আপনি যেমনটা বললেন যে আপনি অপর পক্ষেরও আসলে অপেক্ষা করেন আসলে মাথাটা তার ঠান্ডা হয়েছে কিনা। তো ও সেই অপর পক্ষের লোকটা যদি আপনার কাছাকাছি কেউ হয় যাকে হয়তো আপনি প্রতিনিয়ত দেখছেন, আ তাকে হয়তো বোঝা যেতে পারে যে হ্যাঁ, তার মাথাটা ঠান্ডা হয়েছে সে হয়তো স্বাভাবিক আচরণ করছে। এ যাকে আপনি আসলে দেখেননি, অ্যা যা যে আসলে এরকম আ ঝামেলার পরে বা ভুল বোঝাবুঝির পরে যে আসলে যোগাযোগই করছে না বা যাকে হয়তো দেখতে পাচ্ছেন না। তার ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে তার মাথা ঠান্ডা হয়েছে কিনা? <chuckles>
হুম। অবশ্যই। হুম। জি। হুম। জি। হুম। হুম, হুম। <chuckles> আ সেই ক্ষেত্রে আ মানে এ সেক্ষেত্রেও কিন্তু কিছু উপায় আছে। যেমন দেখা যাচ্ছে কি যে যদি মানে ভালো ফ্রেন্ড হয়, সেক্ষেত্রে মিউচুয়াল ফ্রেন্ড থাকে। মিউচুয়াল ফ্রেন্ড দেরকে দিয়ে approach হলে সবচেয়ে ভালো। তো সে একটা থার্ড পার্টি হিসেবে ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে সে দুজনকে আসলে দুজনের কথাটাই দুজনের কাছে রাখে। যেখানে আসলে মানে ভুল বোঝাবুঝির সম্ভাবনাটা অনেক কম থাকে। তো সেটা যদি না হয় তাহলে হয়তো অ মানে যদি দেখা সাক্ষাৎ না হয়, সেক্ষেত্রে আসলে কতটা ক্লোজ ফ্রেন্ড সেটার উপরে কিন্তু নির্ভর করবে। আমার যদি অনেক ভালো ফ্রেন্ড হয় আমি কিন্তু তার reach out এর জন্য অপেক্ষা করব না, আসলে আমি নিজে থেকেই বলব যে কি অবস্থা? আ কথা বলা যাবে কিনা? বা এরকম টাইপের অনেক সময় এর গুলোও হয় না শুধু random meme পাঠিয়ে দিলেও সে <chuckles> বোঝা যায় যে তার রাগ কমেছে কিনা। রাগ কমলে সে হয়তো react দিবে, রাগ না কমলে হয়তো সে দিবে না। তো নানা রকম উপায় আছে আরকি টুকিটাকি। মানুষ ভিতরে করা যায় আরকি।
হ্যাঁ নিশ্চয়ই। বাহ! বেশ চমৎকার! হুম, একদমই ঠিক। <chuckles> বাহ! বেশ চমৎকার! হুম, একদমই ঠিক। তো এই ক্ষেত্রে আপনি যেমনটা বললেন, যে আসলে আপনাদের ২ জনের মধ্যে এরকম মিউচুয়াল কোন আসলে দূত আপনারা পাঠান। যে আপনাদের বার্তা হয়তো পৌঁছে দেয় একজন আরেকজনের কাছে। বেশ চমৎকার। তো, এছাড়া আসলে মানে যোগাযোগের মাধ্যম পরিবর্তন করলে কি আপনার কাছে মনে হয় যে অনলাইনে ভুল বোঝাবুঝি আসলে দূর হতে পারে? যেমনটা ধরুন যে, আপনি হয়তো অনলাইনে আসলে মানে একটা ছু মানে ভুল বোঝাবুঝি হয়ে গেল, ঝামেলা হয়ে গেল। তখন আপনারা অনলাইন বাদ দিয়ে অফলাইন এ যোগাযোগ শুরু করলেন। সেক্ষেত্রে কি ভুল বুঝা বুঝি কমে যেতে পারে?
হম। জি। উহুম। <chuckles> হুম। হুম। হ্যাঁ, আমার কাছে মনে হয়। কারণ অনেক সময় অনেকে কিন্তু লেখার স্টাইল টা অনেকের খুবই অ্যাগ্রেসিভ। সামনাসামনি দেখবেন যে খুবই নরমাল একটা মানুষ। তার অনলাইনে লেখার স্টাইল খুবই অ্যাগ্রেসিভ। আমার একজন বান্ধবী ছিল যে আপনার লেখা পড়লে আপনার মনে হবে যে সে আপনাকে রেগে, রেগে কথা বলতেছে। বাট সে রেগে রেগে না, তার লেখার স্টাইল টা এরকম। তো নতুন কারোর সাথে কথা বললে কিন্তু তারা বুঝে না। তারা কিন্তু অবাক হয়ে যায়। যে এইভাবে কথা কেন বলতেছে? তো এরকম মানুষজনের সাথে যখন অনলাইন এ আপনি কথা বলবেন। যখন অনলাইনে বা অফলাইন এ হোক, আপনি যখন কথা বলবেন। আপনি কিন্তু দেখবেন যে, তার টোন টা কিন্তু একদম অন্যরকম। তখন কিন্তু সে আও ভালো টোনে রুড কথা বললেও কিন্তু মানুষের খারাপ লাগে না। কিন্তু আপনি ভালো কথা যদি রুড টোনে বলে সেটাও কিন্তু খারাপ লাগে মানুষের। তো কথা বলার ধরণটা কিন্তু বোঝা যায়। যখন আপনি অফলাইন সামনাসামনি তার মুখে হাসিটা দেখেন বা তার কণ্ঠের আন্তরিকতা দেখেন।
বাহ! বেশ চমৎকার। হুম, একদমই ঠিক। একদমই ঠিক। চমৎকার বলেছেন। তবে এই যে যেটা বলেন এখান থেকে আসলে আরেকটা জিনিস আসলে মাথায় যেটা আসছে সেটা হচ্ছে হল যে অ্যা আসলে অ্যা ব্যক্তিটা আসলে অনলাইনে একরকম এবং অ অফলাইনে আরেকরকম। হ্যাঁ? তো বাস্তব জীবনে সে আরেকরকম। তো এই যে এরকম ভিন্ন রকমের ব্যক্তি মানে যারা হয়তো নিজেকে অনলাইনে একরকমভাবে প্রকাশ করছে। ধরুন যে জীবনে হয়তো কোনদিন হয়তো মানে এরকম আ ভালো কোনো কিছু হয়তো তেমন করেনি। কিন্তু সে হয়তো বেশ আ মানে স্ট্যাটাস গুলো দিচ্ছে যে, "হ্যাঁ আমাদের রাস্তাঘাট পরিষ্কার করা উচিত, ময়লা আবর্জনা ফেলা উচিত না।" তো এইযে যে এরকম আ বাস্তবে একরকম এবং অনলাইনে সে ভিন্নরকম। তো এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে আপনি আসলে কিভাবে সিদ্ধান্ত নেন? আসলে তার আ কোন বার্তাটা আসলে সঠিক, হ্যাঁ? সেটা আপনি কিভাবে বুঝেন?
হুম। জি। হুম। জি। হুম। করতে হবে। <chuckles> হুম। হুম কিছু, কিছু মানুষই আছে যাদের মানে আমি যেটা দেখেছি যে আসলেই অনেক বেশি যে অনলাইনে অনেক বেশি প্রকাশ করে যে এই ব্র্যান্ডটা আ ব্র্যান্ড টা বর্জন করো, এই জিনিস করো, সেই জিনিস করো। আ দান খয়রাত করা উচিত। সামনাসামনি সে হচ্ছে যে প্রচুর উল্টা। এরকম মানুষদের কোনো স্ট্যাটাসে আমি বিশ্বাস করি না। তাদেরকে আমার মনে হয় যে তা হ্যাঁ।
<chuckles> একদমই ঠিক। বা অনেকে অনলাইনে দান খয়রাত করছে। দেখাচ্ছে যে অনলাইনে অনেক দান খয়রাত করে। কিন্তু বাস্তবে কিন্তু খুবই ভিন্ন।
হুম। না, একদমই করে না। তো এরকম মানুষের কিন্তু হুম।
কারণ দেখা যাচ্ছে যে কোনো একটা উব ভিক্ষুকে একটা হয়তো কাপড় দিয়ে বা যার প্রয়োজন আছে তাকে কিছু একটা দিয়ে একটা ছবি তুলে পরে যদি আবার কাপড়টা জোর করে নিয়ে নেওয়া হয় হ্যাঁ তো সেটা তো আর ছবিতে বোঝা যাবে না। তাই না?
হু, হু। হুম। এটা কিন্তু ঠিক। তো এইটা কিন্তু যেটাকে বলে যে, performative activism যেটা, সেটা কিন্তু অনেকে করে। তো এরকম মানুষরা কিন্তু আসলে আমার কাছে ভয়ংকর লাগে। কারণ দিন শেষে তারা এতটা পার্থক্য থাকতে পারছে। এতটা মানুষের ভ্যালিডেশন এর জন্য এত বেশি মিথ্যা কথা বলছে। তো আ হ্যাঁ অবশ্যই একটু মানে তাদের সাথে মেশা একটু ভয়ংকর লাগে আমার কাছে। বিশ্বাস হয় না সহজে।
একদমই ঠিক। একদমই ঠিক। চমৎকার বলেছেন। আসলেই, অবশ্যই তাদের কাছ থেকে দূরে থাকাটাই কিন্তু শ্রেয় মনে হতে পারে অনেকের ক্ষেত্রেই। তো এই যে, যেমনটা মা বলছিলেন যে, আসলে অনলাইনে সম এ এইরকম দুধরনের চরিত্রের ব্যক্তি আসলে। সে যে বাস্তব জীবনে একরকম, অনলাইনে এ একরকম। তো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি একটু জানতে চাই সেটা হচ্ছে হল যে, আপনার কাছে কি মনে হয় যে, আসলে এই অনলাইন ব্যবহারের কারণে <smacks lips> এখন আসলে ব্যক্তিদের মধ্যে এরকম দুধরনের যে ব্যক্তিত্ব, সেইটা আসলে বেড়ে যাচ্ছে?
হুম। হু, হু। উম হ্যাঁ, অবশ্যই পাচ্ছে। আপনি দেখবেন যে, যে মানুষটা হয়তো অ অত বেশি আ আমি দেখেছি অনেক কাপল দেরকে বস্তিতে বা সাধারণ মানুষকেও দিতে দেখেছি। যে তারা ছবির সামনে একদম 'you are my best friend' এ সে হ্যান-ত্যান বলে। পার্সোনাল লাইফ এ গেলে দেখবেন যে দুজন দুজনকে দেখতে পায় না শুধু গালিগালাজ করে বা এরকম টাইপ এর কিছু করে। আবার এমনও দেখেছি যে, অনেকে খুব ফেন্সি জায়গায় গিয়ে খুবই ফেন্সি একটা খাবারের কথা বলে যে সে ছবি দিছে যে সে খাচ্ছে। কিন্তু সেটা কিন্তু তার জ খাবারেরও ছবি না। অন্য কেউ খাবার খেয়েছে, সেটার ছবি অনেক সময় দিচ্ছে। বা সে হয়তো এই জিনিসটা পছন্দই করে না কিন্তু মানুষকে দেখানোর জন্য সে দিচ্ছে। তো এরকম কিন্তু হয়ে থাকে প্রতিনিয়ত কিন্তু মানুষ নিজেকে একটু কুল আ প্রমাণ করার জন্য অনেক সময় করে। যেটা unfortunately কারণ একটা প্রেশার থাকে অবশ্যই সামাজিক একটা প্রেশার থাকে, যেই কারণে তারা ভাবে তাদের করা দরকার।
একদমই ঠিক। <chuckles> <chuckles> একদমই ঠিক। হুম, বেশ চমৎকার বললেন। আসলে এই যে আসলে মানে অনেকে আসলে এরকম আচরণ করে, অনেকে আসলে মনে করে যে এটা তাদের জন্য প্রয়োজনীয় বা এটা করলে হয়তো তারা কোনো ভালো কিছু আসলে অর্জন করবেন যেটা তারা চান। তো এই ক্ষেত্রে আসলে মানে যদি অনলাইনে বোঝাবুঝি হ ভুল বোঝাবুঝি যদি হয়ে যায় সেক্ষেত্রে আসলে অ্যা একটু ব্রেক নেয়া বা বিরতি নিয়ে সেই ব্যক্তির সাথে আবার চেষ্টা করা আ সেটা আপনার কাছে কেমন মনে হয়?
জি। হুম। জি। হুম। অ সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমার মনে হয় যে ব্রেক নিয়ে চেষ্টা করা এটা গুরুত্বপূর্ণ। কারণ সব মানুষের জন্যই আসলে তাদেরকে চান্স দেওয়া উচিত। আ তো ১ বার, ২ বার আসলে চান্স দেয়া যায়। তারপর যদি দেখা যায় বারবার একইরকম হচ্ছে কোন পরিবর্তন হচ্ছে না। তখন কিন্তু আসলে একটু ডিসট্যান্স মেইনটেইন করা গুরুত্বপূর্ণ।
হুম, একদমই ঠিক। তো আরেকটা প্রশ্ন ছোট্ট একটা করে প্রশ্ন করব। সেটা হচ্ছে হল যে অনলাইনের ব্যাপারে যে অনলাইনটা আমাদের জন্য ভালো না খারাপ, হ্যাঁ? এই ব্যাপারে যদি কারো ভুল বোঝাবুঝি হয় সেটা কি মনে করেন?
উহু, অবশ্যই। জি। দিন শেষে অনলাইন টা আ করা হয়েছে মানুষের ভালোর জন্য। সে কিভাবে ব্যবহার করবে সেটার উপর নির্ভর করবে এটা ভালো নাকি খারাপ? দিন শেষে এটাই।
বাহ! বেশ চমৎকার। এ খুব ভালো লাগলো কিন্তু আসলে এই যে অনলাইনে বোঝাবুঝির ব্যাপারগুলো আলোচনা করে। আপনি যেমনটা বললেন যে আসলে সেক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিলে ঝামেলা বেশি হয়ে যেতে পারে। একটু বিরতি নিয়ে করলে কিন্তু ভালো হয়। তো বেশ ভালো লাগলো কথা বলে আশা করছি আপনি অনেক, অনেক ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।
হুম। জি। অবশ্যই। আপনার সাথে কথা বলেও কিন্তু চমৎকার লাগলো। আসলে অনলাইন এ এরকম ভুল বোঝাবুঝা মাঝামাঝি হয়। তাই আলোচনা করা আসলে বেশ ইন্টারেস্টিং ছিল। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।